Warfaze খারাপ হয়। মানে haters নেই আর। তো আমি যদি ভাই আপনাকে একটা প প্রশ্ন করি
হ্যা। হ্যা। হ্যা হ্যা।
আপনার প্রিয় গান ধরণ বেছে নেওয়ার পেছনে কি কোনো স্মৃতি বা কারো কোনো প্রভাব আছে কি?
স্মৃতি বলতে ওইরকম না। আ দেখা যায় যে আ বয়সের সাথে, সাথে তো আমাদের চিন্তাভাবনাগুলো change হয়। তো দেখা যায় যে একদম সরাসরি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এইসব বিষয় বা এইসব গান তো অনেক আমরা শুনে ফেলি। আমাদের বয়স ধরেন ১৫ ১৬ ১৭ ১৮ ২০ পর্যন্ত হইতে, হইতে আমরা অনেক শুনে ফেলি না? তো এইসব গান আর বেশি ডাক কাড়ে না। তো বাউল গানের ক্ষেত্রে যেটা হয়, আপনি কথা একটা শুনতেছেন, আপনার কানে একটা বাজতেছে ঠিকই কিন্তু আপনার মনে বাজতেছে য়া আরেকটা।
জি। <chuckles> জি। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। আসলেই। জি। হ্যাঁ।

হ্যাঁ, Warfaze এর আমি মনে করেন যে 'Warfaze' band-এর আমি গান প্রায় শুনে থাকি এবং বিশেষ করে 'অবাক ভালোবাসা'। 'অবাক ভালোবাসা' গানটা তো আমার কাছে অনেক ভালো লাগে।
হুম। হুম। ও ভালোবাসার হ্যাঁ, হ্যাঁ, আপনি সেরা একটা গানের কথা বলছেন। ওয়াও অবাক ভালোবাসার যে music composition এটা আমি মনে করি যে বাংলার গানের ইতিহাসে অন্যতম সেরা একটা music composition আরকি। overall.
হ্যাঁ। Composition এবং ওইটার যে flute music-টা যখন দেয় মানে করেন এটা আপনি মনে করেন যে লোম দাঁড়িয়ে যায় গায়ে। Plus, আ আ গানের মাঝ হ্যাঁ, গানের মাঝখানে যে ২ টা লাইন, আ যে বলে না? "হৃদয়ে গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে।" তো এই ২ টা লাইন আমার কাছে ভাই, এই ২ টা লাইন আমার কাছে পুরা মনে করেন যে আমি অন্য জগতে চলে আসছি। এই
হ্যাঁ। লোম দাঁড়িয়ে যায়, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এমনই। অসাধারণ লাগে, হ্যাঁ, অসাধারণ লাগে। Seriously এটা আসলেই অসাধারণ। অ্যা আপনি যে বিশেষ করে যে অ্যা flute music টার কথা বলেন, বাঁশিটার কথা বলেন। আ এই যে এ বাঁশিটা সেরা, একদম উম অন্য level এ সেরা। তারপর এই বাঁশি এই বাঁশি শুনতে গিয়ে মূলত আমি ওইযে বাঁশি যে আসলে এত সুন্দর হইতে পারে ওইটা তখন আমি বুঝতে পারছি। তখন দেখা গেল যে বাঁশি শোনা শুরু করছি আরকি মাঝে, মাঝে। মাঝে তো কিছুদিন আমি বাঁশিই শুনছি বিভিন্ন জায়গার। ওয়ে গেছে বাংলাদেশে অন্যতম সেরা বংশীবাদক হচ্ছে বারী সিদ্দিকী। হ্যাঁ, বারী সিদ্দিকীর বাঁশি শুনতাম ওই সময় এবং সখ করে একটা বাঁশি কিনছিলাম আমি যে আচ্ছা দেখি আমি বাঁশি শিখতে পারি কিনা, এরকম কিনছিলাম। কিন্তু ঐযে যা হয় আরকি।
অসাধারণ একটা জি, হ্যাঁ। জি, উনম <chuckles> জি, জি। উ জি। হ্যাঁ। জি, জি, জি। অ্যা হ্যাঁ। জি। বাঁশির বাঁশির, আ বাঁশির music-টা যদি আপনি মনে করেন যদি এভাবে আপনার ঠিকভাবে যদি বাজানো যায়, music-এর সাথে যদি তাল মেলানো যায়, তো আপনি মনে করেন এইযে এটার, এ অ এটার music-টা আপনি মনে করেন যে হৃদয়ে অনেক দাগ কাটতে পারে। এটা উদাহরণ তো 'Warfaze'. 'Warfaze' এর music আমি মনে করি যে one of the top notch music. আ আপনার হচ্ছে গিয়ে অ্যা অবশ্যই এ 'Miles' ও আছে। 'Miles' এর music, 'LRB' র music গুলো অনেক ভালো, বেশ। <clears throat> তবে আ আপনার ৪০ বছর ধরে আপনার উনারা হচ্ছে গিয়ে আপনার আর যেহেতু আমাদেরকে বিনোদন বা গান শুনিয়ে আসতেছে, তো ওই হিসেবে র respect এর হিসেবে এবং তাদের আ list-এ খুব কমই গান আছে যেগুলা হচ্ছে গিয়ে আপনি মনে করেন flop। Flop music খুবই কমই আছে 'Warfaze' এমন একটা band. আর সবচেয়ে বেশি মনে করেন যে সাফল্য বর্তমানে রয়েছে হচ্ছে গিয়ে 'Warfaze'. সফল band যেটা আপনার মনে করেন প্রায় ৪১ বছর ধরেই আমাদেরকে দেশকে আমাদের দেশকে আপনার হচ্ছে বিনোদন দিচ্ছে।
হুম। হু। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হু। হ্যাঁ। উহু। হু। হুম। এবং শুনে তো। 'Warfaze' এর তো বিরাট fan base. হ্যাঁ অ 'Warfaze' এর অনেক বিশাল fan base. 'Warfaze' এর প্রচুর এবং বিশেষ করে concert বা এই জাতীয়, এই জাতীয় জিনিসগুলা খুব ভালো জমাতে পারে এবং মানুষ খুবই enjoy করে।
আ হ্যাঁ। অ্যা হ্যাঁ। হ্যাঁ, enjoy করে এবং অ্যা কোনো haters-ও নেই, zero haters. আপনি মনে করেন যে 'Warfaze' এর, অ্যা যে 'Warfaze' এর ব্যা মানে মানে যে 'Warfaze' এর favorite bandও না, সেও তারও কাছে কিন্তু আপনার 'Warfaze' এর গান ভালো লাগে। এমন যে ১ম শুনতেছে তার কাছেও ভালো লাগবে 'Warfaze'.
হ্যাঁ। না, না কোন haters নাই, হ্যাঁ। হুম। মানে কেউ খারাপ বলতে পারবে না, 'Warfaze' কে কেউ খারাপ বলতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, হয়তো কারো হ্যাঁ, আপনি যেটা বলেন হয়তো কারো favorite না সে, কিন্তু কারো কিন্তু অ্যা খারাপ কেউ খারাপ বলতে পারবে না যে 'Warfaze' খারাপ।
হ্যাঁ। হ্যাঁ।